এ্যা কালেকশন বলতে অত বড় কালেকশন না অত টাকা পয়সা ওয়া আলা মানুষ না ধর্ণাঢ্যশালী মানুষ না। যে যেটা আ বলতেছি আ হ্যাঁ, তবে আপনারা মনে করেন যে এ্যা স্নিক মানে বিভিন্ন ক্যাটাগরি জুতার ক্ষেত্রে আমার বিভিন্ন টাইপের সূ আছে এটা বলতে পারেন। যেমন অফিসিয়ালের জন্য ২ টাইপের সু জুতা আছে, স্নিকার্স আছে ২ ধরনের। আর তারপর আমার স্লিপার্স আছে আর বে একটা মনে করেন পাঞ্জাবি পায়জামার সাথে পড়ার জন্য একটা বেল সু আছে এটা চামড়ার। আ এই এই, পা ছ ৬ জোড়ার মত জুতা আছে। ৬-৭ জোড়া। ঠিক আছে? এর বাইরে বেশি নাই, কালেকশন নেই। তো সবকিছু ঘুরে ফিরে সবকিছু পর পরিধান করা হয়। সময় সুযোগ বুয়ে বুঝে ঠিক আছে। তো এটাই আরকি। হুম,
হুম। হুম জ্বী। বাহ! খুবই, চমত আ খুবই ভালো কালেকশন মানে কথ আ আপনার কালেকশন এর কথা শুনে কিন্তু খুবই ভালো লাগলো। আচ্ছা এমনটাও কিন্তু হয়। অনেকেই দেখবেন যে অন্যের স্টাইল দেখে বিভিন্ন রকম মন্তব্য করে। কখনো ভালো মন্তব্য হয়, দেখা যায় কখনো খারাপ মন্তব্যও হয়। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে, প্রত্যেকটা মানুষের যেখানে আলাদা পছন্দ থাকে, অপছন্দ থাকে, সেখানে মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন?
জ্বী। হুম। জ্বি। হুম। হ্যাঁ। জি। উ আসলে। এখন এ্যা মন্তব্য কারা করতেছে এটা নির্ভর করে। ঠিক আছে? আপনার বন্ধুরা কোন সময় ভালো মন্তব্য করবে না। এবং মন্তব্য তারা এমন না যে তারা পিছনে, পিছনে করে আপনার সামনে করবে। এ্যা বন্ধুদের আড্ডার মধ্যে আপনি যখন যাবেন একটা লুকস নিয়ে। এ্যা তারা পিছনে আপনার ভালো মন্তব্য করে আপনার সামনে আপনাকে খোঁচাবে। এটা স্বাভাবিক। এটা বৈশিষ্ট্য। প্রতিটা এটা আমিও করে থাকি। ঠিক আছে? তো তখন ধরে নিতে হবে যে তার মানে আপনি ভালো কিছু করছেন। ঠিক আছে? আ <chuckles> মানে এটা বিশেষ করে আমি যেহেতু ছেলে তো এই জিনিসটা আমি আ আমি যেহেতু ছেলে আমি ছেলেদের বন্ধুদের হ্যাঁ। ছেলে বন্ধুদের মাইন্ড হিসেবে এটা বলতে পারি বুঝতে পারে। তো ধরে নেবেন যে আপনি ভালো কিছু করছেন। ঠিক আছে? যখন আপনার সামনে কিছু খু খোঁচাবে বা ইয়ে করবে। আ হ্যাঁ।
হুম। হুম, হুম। হুম, আচ্ছা, হ্যাঁ। বাহ! খুবই চমৎকার একটা কথা বললেন। যে তখন ধরে নিতে হবে। হুম। আচ্ছা, আ আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধরুন অনেকে তো অনেক মানুষকে আইডল মনে করে বা অন্যের ফ্যাশন সেন্স ভালো লাগে বলে তাকে ফলো করে। তো আপনার ক্ষেত্রে আপনি কি কাউকে ফলো করেন বা তা এমন কেউ আছে যার ফ্যাশন সেন্স আপনার কাছে খুবই ভালো লাগে?
জ্বী। হুম। আচ্ছা। হুম।